আসলে এমন একটা Situation-এ আছি যে কি বলব, আমার মনটা একদমই ভালো নেই এবং একইসাথে বলব যে, আমার সারাদিনটাই প্রচণ্ড, অ বাজে যাচ্ছে এবং আমি কোনো কিছুতেই মন বসাতে পারছি না। আমার Family র সাথে কথা বলতে ভালো লাগছে না। আমি অফিসের কাজও ঠিকমতো করতে পারছি না এবং বলা যায় যে আমি, এই মুহূর্তে মনে হচ্ছে যে কোথাও, যদি দূরে চলে যেতে পারতাম সবকিছু ছেড়ে, এই মুহূর্তে যদি সামনে কিছু না থাকত
উম জি।
তাহলে সেটাই বোধহয় ভালো হত এবং সত্যি কথা বলতে কি
আমার জন্য এটা বেশ কষ্টের একটা জায়গা। আমি, এরকম অনুভূতিতে আর থাকতে চাই না, বের হতে চাই এবং সেটার জন্য যে আমি কী করব? আমি চেষ্টা করছি Movie দেখতে, পরিবারের মানুষের সাথে কথা বলতে, হয়তো YouTube-এ একটা Reels দেখতে একটার পর একটা কিন্তু কোন কিছুতেই কাজ করছে না এবং আমি একটা জায়গায় বলা যায় Stuck হয়ে আছি এবং কিভাবে এখান থেকে আমি বের হয়ে আসব কোনো Idea-ই আমার মাথায় আসছে না।
উম জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। আপনি তাহলে, আমি যেটা বুঝলাম আপনার সঙ্গে এইটুকু কথায়, যে আপনি মনে হয় কোন একটা দুঃখ বা, কষ্টের মধ্য দিয়েই যাচ্ছেন। But এ এই জিনিসটা কি হঠাৎ করে এটা আপনার মধ্যে কাজ করল? যে হঠাৎ করে মনে হয় মানুষের, হয় না অনেকের হয়তো মনে করছে যে, হঠাৎ করে ফাঁকা, ফাঁকা লাগছে। সেটা খুব সাময়িক হয় অনেক ক্ষেত্রে। এ নাকি আপনার ক্ষেত্রে হঠাৎ করে এসেছে, কিন্তু মনে হচ্ছে জিনিসটা অনেক ভিতর থেকে disturb করছে। আপনি বললেনই তো, কাজেও মন বসাতে পারছেন না। নিশ্চয়ই আপনার খুব কষ্ট হচ্ছে। আপনি যদি একটু আমাকে খুলে বলেন না, আসলে কেন হল? কোথা থেকে শুরু হল হঠাৎ করে এই জিনিসটা? একটু যদি খুলে বলেন, প্লিজ।
আ জি, অ্যা আহ হ্যাঁ, না আমার হ হঠাৎ জি। <smacks lips> জি অবশ্যই। মূলত, আহ কিভাবে বলব? আমার এক বন্ধু ছিল। সো ও সো আর আমি ২ জনে একসা একসাথে হচ্ছে আ guitar play করতাম, আমরা যখন কলেজে ছিলাম। এবং unfortunately, কলেজের পরপরই even মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই, ও হচ্ছে আমাদের ছেড়ে চলে যায় আরকি।
উম বাহ! আচ্ছা। উম
তো গত হয়। তো আম তারপর থেকে ওর সাথে যে গানগুলো play করি, বিশেষ করে একটা গান আমার খুবই, খুবই প্রিয় একটা গান। আমরা দুজনে একসাথে guitar-এ বসে পার্ফ এক জায়গায় বসে কলেজে অনেকবার perform করেছি। সেটা হচ্ছে আ 'অর্থহীন' এর সুমনের অ্যা 'জোছনায়' যে গানটা, অদ্ভুত সেই ছেলেটি। এই গানটা আরকি প্রচুর আমরা আমাদের গাওয়া হতো। আমরা বিভিন্ন variation-এ কাজ করতাম। আমরা C chord-এ, G chord-এ অনেক কিছুই try করতাম। তো এই গানটা যখনই শুনি আমার বিশেষ করে অদ্ভুত সেই ছেলেটি হিসেবে আমার ওই বন্ধুটার কথাই বারবার মনে পড়ে যায়। তো আমি চেষ্টা করি সংগোপনে আরকি এই গানটা থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখতে। আজকে বাসায় ওঠার সময় হঠাৎ দেখি মানে দোতলায় আমার বড় ভাইয়ের ছেলে, সে এই গানটা শুনছে আরকি। তো আমি জানি না কেন। হয়তো বহুদিন গানটা শোনা হয় না, বা হঠাৎ ইদানিং ওর কথা বেশি আমার friend-এর কথা বেশি মনে পড়ছে, সেজন্যে কিনা এই গানটা শোনার পর থেকে আমার মনে হলো যে, আমার পৃথিবীটা একটু আমার পার নিচ থেকে সরে গেল, এরকম কিছু। আমি ওই যে, মানে দুপুরে বাসায় এসে যখন খা খাইতে বসছি, তখন আমার খেতেও মন চাচ্ছে না, even আমি খাওয়া শেষও করি নাই। Then back অফিসে গিয়ে কাজ ঠিকমতো করতে পারি নাই। বাসায় আসার পর থেকে family-কে ঠিকমতো সময় দেইনি। আমার ছেলে যখন জিজ্ঞেস করছে, আমি বলছি 'বাবা পরে কথা বলছি, আমি ওর সাথে আর উত্তর দিই নাই।' মানে ওই যে গানটা শোনার পর থেকে মনটা যে একটা খারাপ হয়ে গেল এবং একটা depression-এ পড়ে গেলাম, মনে হচ্ছে। আর আমি বের হতে পারছি না। আমি গান শুনছি, কত কিছু করছি, কিন্তু ওই গানটা শোনার পর থেকে মনে হচ্ছে আমি আর আমার মাথাটা ঠিক নাই আসলে। আমি ঠিক জায়গায় নাই, আমার চিন্তাভাবনা সঠিক জায়গায় নাই আসলে।
ইশ! আচ্ছা। অদ্ভুত সেই ছেলে জি, জি। উম খুব। জি। আচ্ছা। ইশ! হুম। না জি। মানে সত্যি কথা বলতে মানে আপনি এমন একটা situation এব আছেন বা এমন একটা situation এর কথা বললেন, মানে এটা তো এমন একটা জিনিস যে আ খুবই প্রিয় বন্ধু, সে হারিয়ে গেছে জীবন থেকে। এ মানে এই loss টা তো আপনি কোনভাবেই আস recover করতে পারবেন না আসলে। অন্য অনেক কিছু আমরা চাইলেও কিন্তু হয়তো ফেরত আনতে পারি। এ একজন চলে গেছে, তাকে আমরা তো আর ফেরত আনতে পারব না এবং খুব কাছের বন্ধু। আপনার কথাতেই বোঝা বোঝা যাচ্ছিল আপনারা শুনছেন। গানটা কিন্তু এক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা অনুষঙ্গ মাত্র। হয়তো আপনার গানটাই এইযে আপনার এই দুঃখের ব্যাপারটা বা কষ্টের ব্যাপারটা অনেক বেশি trigger করেছে।
জি। হ্যাঁ, ঠিক বলেছে।
কিন্তু আমার কাছে আসলে মনে হয় গানটা অনুষঙ্গ মাত্র। আসলে কিন্তু আপনার যে বন্ধু উনি আসলে main, তাই না? মানে উনাকে তো আপনি চেষ্টা করছেন মানে আপনি যে এই পদ্ধতিটা নিয়েছেন, solution টা নিয়েছেন আমার কাছে মনে হলো না এটা আসলে সঠিক সমাধান যে আপনি উনাকে জোর করে ভুলে থাকার চেষ্টা করছেন। কোনভাবেই উনার অনুসঙ্গে যে গানটা গাইতেন সেটা যাবেন না। সেটা আ চিন্তা করাটা কিন্তু মানে গানটা তো অ গান। এটার উপরে আপনার হাত নেই। আমি sure উনার সঙ্গে আপনার অনেক ভালো অনেক স্মৃতিও আছে।
হ্যাঁ, definitely। হ্যাঁ অ্যা হ্যাঁ, হ্যাঁ, definitely আছে।
হ্যাঁ। তো আমি তো একটু হলেও বলব যে সেইগুলাই কথা আগে একটু চিন্তা করে দেখেন না মনটা ভালো হয় কিনা? আহা ওর সঙ্গে। আপনি ওই স্মৃতিটা হয়তো আর ফেরত পাবেন না। হুম <smacks lips> কিন্তু ওই যে মানে মাঝে, মাঝে, মনে হয় যে অনেক দুঃখের মধ্যেও উম হাসি চলে আসে যে হ্যাঁ, আচ্ছা ওর সঙ্গে তো আমি এটা করতাম, ওর সঙ্গে তো এটা করতাম। এরকম চিন্তা করে একটু দেখতে পারেন।
কিন্তু আমি যখন ওই হ্যাঁ, কিন্তু যখন আমি ওই আমার বন্ধুর কথাগুলো মনে করব, স্মৃতিগুলো মনে করব, তখন আমি যে ভয়টা পাচ্ছি এবং আগেও পেয়েছিলাম। আমাকে এটা নিয়ে এর আগেও আমার wife বলেছিল। Exactly আপনি যেটা বলছেন সেটা বলেনি, অন্য কিছু যে খুশি থাকার চেষ্টা করি এরকম কিছু। তো আমি সবসময় যে ভয়টা পাই, এবং মানে আপনি একটা জায়গায় ঠিকই ধরেছেন যে গানটা উপলক্ষ মাত্র। আমি মূলত ওর
জি। হুম। জি।
ও চলে যাওয়ার পর থেকে আমার যে অনুভূতিগুলো সেগুলোকে সব মানে বন্দী করে রেখেছিলাম ভেতরে। এবং এই গানটা হচ্ছে সেগুলোকে release করে দেয় কিছুটা সেটা বলতে পারেন বা এরকম কিছু। আমি ভয়টা যেখানে পাই যে, ওর সাথে related স্মৃতিগুলো যদি আমি ভাবতে থাকি সেটা আনন্দেরই হোক না কেন, সেটা হয়তো হিতে বিপরীত হতে পারে। Maybe আমি আরও depression-এ চলে যেতে পারি। আমার মানে দেখুন আমি বলছি আপনাকে, আমি কিন্তু realize করতে পারছি আমার এইভাবে চিন্তা করা উচিত না। কিন্তু আমি নিজের emotion control করতে পারছি না। এটার কারণে আমার family তে ক্ষতি হচ্ছে, আমার অফিসের কাজে মন বসাতে পারছি না। So জি, জি, এটা একটা কিন্তু problem হয়ে যাচ্ছে আমার জন্য আসলে।
আচ্ছা। হুম। জি। না আসলেই। না আমি বলব এই ইমোশন কন্ট্রোল করাটা কিন্তুক আপনি প্রথমত আমার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি নিজেকে অনেক বেশি দোষারোপ করছেন এই ক্ষেত্রে। আ ইমোশন কন্ট্রোল করাটা কিন্তু খুব সহজ কাজ না। আপনি যে নি নিজের emotion টা control করতে পারছেন না সেটা মনে হয় আপনার মধ্যে কাজ করছে যে হ্যাঁ, আমি চাইলেই কেন কন্ট্রোল করতে পারব না। আর সত্যি কথা বলতে কি আমরা কেউই কিন্তু চাইলেও নিজের ইমোশন এত বেশি কন্ট্রোল করতে পারি না। আমাদের কিন্তু অনেক কিছুই তো পারিপার্শ্বিক এই যে আজকে যেমন গানটা আপনি শুনবেন, সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ করে গানটা কানে আসলো। হ্যাঁ? এটা কিন্তু <chuckles> আপনার প্ল্যানে কখনো ছিল না যে আপনি আজকে গানটা শুনে ফেলবেন বা এরকম কিছু, না? External একটা জিনিস সেটা আপনার কিন্তু আপনার ইমোশন টাকে কিন্তু জাগিয়ে খুবই দুঃখের একটা ইমোশন
হ্যাঁ। হ্যাঁ। জি, জি। হুম। হুম, হু। হুম।
এ যে গানটা প্লে করছে সে তার তার মাথায় কিন্তু এই জিনিসটা নাই। আর আপনি যে জোর করে ভুলে থাকার চেষ্টা করছেন এটাও আমার কাছে মনে হচ্ছে আসলে একটু হলেও কষ্টকর একটা কাজ। হয়তো আপনার মধ্যে কাজ করছে হ্যাঁ, আপনি বেচে আছেন, আপনার এত আ কাছের একটা বন্ধু ও নাই। এটাও আমি আপনার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝলাম আপনাদের যে এই কঠোর বন্ধনটা ছিল। সেটা তো এখন আর মানে সেটা তো ছিন্ন হয়ে গেছে কারণ এ্যা একজন চলে গেছে আসলে। তা সে তাকে আর ফেরত আনা যাবেই না কোনোভাবেই। সেই বন্ধনটা কিন্তু এক বন্ধনের একটা পার্ট আপনি রয়ে গেছেন হয়তো। আপনার সঙ্গে আমার কথা বলে মনে হচ্ছে যে আপনি সেটা নিয়ে হয়তো আপনার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করছে। যে ও চলে গেল, ওরও তো কি সুন্দর লাইফ থাকতে পারত। এই ধরনের একটা ব্যাপার। কিন্তু এখানে তো আসলে আপনার কিছু করার নেই। জি।
না এ হ্যাঁ। জি। হ্যাঁ। তো আমি কি করতে পারি সেক্ষেত্রে? মানে, মানে না আমি ওর ক্ষেত্রে না। মানে আমি নিজের, আপনি বললেন যে নিজের প্রতি কঠোর হওয়া যে বিষয়টা বা নিজের ইমোশন কন্ট্রোল না করতে পারার জন্য নিজের প্রতি দোষারোপের যে বিষয়টা, এখান থেকে আমি কিভাবে বের হতে পারি? মূলত এটাই আমাকে বেশি মানে দেখুন, আমি জানি যে যা হবার তা তো হয়ে গিয়েছে, সেটাতে আমার কিছু করার নাই। এবং এ্যা ইমোশনকে যেহেতু আমি ডিল করতে পারছি না, আমার কাছে বেস্ট সল্যুশন মনে হচ্ছে সেটাকে দাবিয়ে রাখা এবং ইশ তার রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি আমার পারিপার্শ্বিক কন্ট্রোল করতে পারছি না। আমি আমার মানে স্বাভাবিক প্রবৃত্তি যেগুলো থাকে ইনস্টিংক্ট বলেন, আমার দায়িত্ব, আমার চিন্তাভাবনা সবকিছুই ব্যাহত হচ্ছে। এখানে আমি কি করতে পারি? মানে আমার এখ এখান থেকে বের হওয়ার জন্যে কোন পথে এগোলে, কি করলে আমি একটু মানে সুবিধা পেতে পারি, একটু নিজেকে কন্ট্রোল করতে পারি?
জি, জি, জি। হুম। হু, হু। না, না, অবশ্যই। আচ্ছা। আমি বলব ভাই এখানে আপনি প্রথমত দাবিয়ে রাখার চেষ্টাটা কইরেন না। বেশি ইমোশনটা আস্তে, আস্তে কমে আসাটা সবচেয়ে সবসময় ন্যাচারাল পদ্ধতিতে কমে আসাটা সবসময় ভালো। হ্যাঁ? সময়ের সঙ্গে, সঙ্গে সময় আমরা বলি না, সময় অনেক কিছু ভুলিয়ে দেয়। so আপনার যদিও অলরেডি ৪ বছর হয়ে গেছে, এখনও হয়তো যেহেতু আপনি জোর করে দাবিয়ে রাখছেন, সেটার কারণেও কিন্তু হয়তো আপনার ইমোশনটা যখন আসছে তখন অনেক শক্ত ও কঠিনভাবে ফেরত আসছে। হ্যাঁ? এটা কিন্তু একটা কারণ। ২ নাম্বার আমি আপনাকে যেই সাজেশনটা দিতে পারি, সেটা হলো আপনার কিছু না কিছু তো করতে ভালো লাগে জীবনে। যেটা নিয়ে আপনি হয়তো ব্যস্ত থাকেন। হয়তো আপনি এই যে যেমন ওনার সঙ্গে এরপরে গান-টান ছেড়ে দিয়েছেন। হয়তো উল্টাটাও হতে পারে। আপনি হয়তো গান এই গানটাই হয়তো আপনার একটা বড় প্যাশন ছিল। হ্যাঁ। so আপনি যে নিজে যেটা করতে খুব ভালো লাগে এমন একটা কিছুতে যেটা আপনাকে একটু হলেও ব্যস্ত রাখতে পারে, মনটাকে ওইদিকে টেনে নিয়ে যেতে পারে, এরকম কিছু কাজ করার একটা চেষ্টা করে দেখতে পারেন। আপনি যদি একবার কোনো কিছুতে এংগেজ হয়ে যান না, এইযে যে কারণ এখন কিন্তু আপনি অনেক কে নিয়ে এংগেজড হয়ে গেছেন, দুঃখজনক একটা স্মৃতিতে।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। উ জি। হুম। জ্বী।
তার দরকার কি সেই দুঃখজনক স্মৃতি চেয়ে একটা, আনন্দের কোন কিছু, আনন্দের বা একটু ব্যস্ত রাখবে আপনাকে কোন কিছু। এরকম কোন অ্যা একটা কিছুতে ফেরত আসা। কোন না কোনভাবে আমি বলব এরকম একটা দুটা জিনিস যদি খুঁজে বের করতে পারেন আপনার জীবনে, আপনিই ভালো সবচেয়ে ভালো বলতে পারবেন। এমন হতে পারে এখানে আপনার ছেলের সঙ্গে আ খেলছেন। সেটাই কিন্তু খুব বড় একটা ইয়ে হয়ে যেতে পারে যে হ্যাঁ, বাচ্চাদের হাসি কিন্তু একটা খুব বড় tonic। আমি বলব।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। অ্যা আগে থেকে। হ্যাঁ। হ্যাঁ, আমার ছেলের সাথে তো খেলি but না অবশ্যই, ছেলের সাথে তো খেলা হচ্ছেই। আমি আমার music ছেড়ে দেয়ার যে বিষয়টা, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে, মানে ১ম ত ওর সাথে ওর related যে বিষয়গুলো আমি ভুলে থাকার চেষ্টা করি। গানগুলো avoid করি, সেগুলোকে আবার ইচ্ছা করে শুনতে, বা আগের মত আবার guitar play play করার একটা চেষ্টা করতে। যে মানে যতই কষ্ট পাক, যতই পুরনো স্মৃতি ভেসে আসুক তারপরও জোর করে কাজ চালিয়ে যেতে, এটার মাধ্যমে কি আমার সমাধান আসতে পারে বলে আপনার মনে হচ্ছে?
জ্বী। হু, হু। জ্বী। আমি বলব না জোর করে, করে যেতে। এটাই আমি আ মানে এই একটা জায়গাতে আমি আপনার সঙ্গে একটু হলেও দ্বিমত পোষণ করব। জোর করে অবশ্যই কিছু করবেন না। হ্যাঁ? আপনার মন থেকে যদি চায়, আপনি এখন কি করছেন? আপনি জোর করে এটাকে বন্ধ রেখেছেন। আমি সেই জোর করে বন্ধ রাখাটা থেকে, ১ম এ আপনাকে বলব একটু হলেও বের হয়ে আসেন। চেষ্টা করেন যে জিনিসটা আবার একটু natural life-এ ফেরত যাওয়ার। মানে যে প্রাকৃতিকভাবে আপনি সাধারণভাবে এই জিনিসটা আপনি পছন্দ করেন, করতেন। এই যেটা পছন্দ করি করছি সেটাতেই আবার যদি নিজেকে ব্যস্ত হয়ে যেতে পারি আবার নিজেকে, সেখানে চলে যাওয়া। আর আরেকটা জিনিস তো সবসময়ই মনে রাখবেন ওই যে উম একটা concept আছে না যে circle of concern, circle of influence। যে এখন ওনার আ জিনিসটা কিন্তু আব ওনার যে স্মৃতিটা, এটা কিন্তু অনেকটা আপনার circle of concern এ আছে। আপনি চেষ্টা করলেও এ এটাকে কিন্তু আসলে influence করতে পারছেন না।
আচ্ছা। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। হু, হু।
হ্যাঁ, আপনি চাইলে ওনাকে ফেরত আনতে পারবেন পৃথিবীতে। সো এটা কিন্তু আপনার concern। কিন্তু এখানে চেষ্টা করলে আপনি এই জায়গাটা influence করে কোনভাবেই কিছু করতে পারবেন না। সো আমি বলব এই concept টায় যদি একটু কাজ করেন যে, হ্যাঁ, এটা যেই জায়গাটায় আমি কাজ করতে পারি। যে আপনি কি করতে পারেন ওনার জন্য, ওনার বাবা-মার একটু খোঁজ খবর নেয়া। সেখানে গেলেও হয়তো আপনার ভালো লাগতে পারে। যেহেতু ওনার, ওনার, ওনাদেরও ছেলে হারিয়ে গেছে। আপনাকেই হয়তো ওনারা ছেলের মতো চিন্তা করছেন। হ্যাঁ? এরকম কিন্তু হতে পারে। জ্বী।
না। আচ্ছা, আচ্ছা। না এটা ভালো বলছেন actually। হুম, হুম। হ্যাঁ, এটা ভালো বলছেন। হুম। এটা try করে দেখতে পারি। বিশেষ করে আপনি যেটা বললেন যে জোর না করে স্বাভাবিক প্রবৃত্তিতে যে গান, যে গানগুলো ওর সাথে জড়িত, যে স্মৃতিগুলো ওর সাথে রয়েছে যে গানের সাথে সেগুলো আবার নতুন করে শোনা। এবং পাশাপাশি হচ্ছে আবার guitar হাতে তোলা। এবং uncle-aunty'র কাছে হয়তো মাঝেমাঝে একটু যেয়ে খোঁজখবর নেয়া। এই বিষয়গুলো কিন্তু আমি avoid করে চলছি। Maybe এটাই আমার জন্য সমাধান। তো, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি এখন একটু একটু হলেও নির্ভার বোধ করছি। আপনাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। এবং আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমি বুঝতে পা মানে আসলে আমি বুঝতে পারছি কিনা সেটাও বলাটা অ্যা বাড়াবাড়ি হয়ে যাবে। আপনি যেই একটা দুঃখজনক স্মৃতির মধ্য দিয়ে যাচ্ছেন বা দুঃখজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি বলব এই পুরো জিনিসটা আসলে হয়তো temporary। আপনি যদি কোনভাবে নিজেকে ব্যস্ত হয়ে যেতে পারেন, আস্তে, আস্তে জিনিসটা হয়তো কমে যাবে। তো সেটাই সেদিকেই তাকিয়ে আছি। ভালো থাকবেন আপনিও। ভালো হয়ে যাবে সবকিছু।
হুম।